আসলে দেখেন, আমি কিন্তু আ এই যে কিছুদিন আগে আমরা কিন্তু চেষ্টা করেছি, যে সবাইকে একটু গরিব বাচ্চাদেরকে খাওয়ানো। ঠিক আছে? তো এটা দিয়ে কিন্তু সমাজে আমি মনে করছি একটা ভালো প্রভাব পড়েছে, যে আমরা যে এই জায়গায় আ আ মানে করেছি সেখানে কিন্তু আ তারা কিন্তু আসলে উ মেন দে জানতে পেরেছে যে এতগুলা বাচ্চারা আছে, আ তারা না খেয়ে আছে বা আ তাদেরকে কিন্তু তারাও কিন্তু চাইলে কিন্তু সাহায্য করতে পারে। এই যে সামনে শীত আসবে, আমি কিন্তু চেষ্টা করবো যে আ শীতের কিছু বস্ত্র একসাথে জোগাড় করে সেটা কিন্তু ছড়িয়ে দেওয়া। তো এটা কিন্তু, সমাজে কিন্তু একটা ছোট হলেও কিন্তু একটা অবদান কিন্তু অবশ্যই থাকবে।
হুম। খাওয়ানোর, আচ্ছা। প্রভাব পড়ে। হুম। শীতের মধ্যে। আচ্ছা। ছড়িয়ে দেওয়া। বাহ। অবশ্যই থাকে। এবং এটা খুব ভালো একটা বিষয়, যে আপনি মানে ছোটখাটো ভাবে হলেও বা বড়ভাবে হলেও যেই, যে গরিবদেরকে সাহায্য করবেন। বা বস্ত্র বিতরণের যে বিষয়টা, এটা কিন্তু উম <smacks lips> খুব ভালো একটা দারুণ বিষয়। তবে এক্ষেত্রে আসলে বা আরো অনেক কিছুই থাকে। ধরেন সমাজ তো আসলে বা মানে অ আপনি তো সাহায্য করছেন এবং এটা কিন্তু ঠিক আছে। তবে আপনি সাহায্য করাটা থেকে মানুষকে সাহায্য করার যেই বিষয়টা বা ওইটাকে উদ্বুদ্ধ করার বিষয়টা, এটা আপনি কিভাবে দেখেন?
তো দেখেন আমাদের কিন্তু অবশ্যই উচিত আ যে আপনি যতটুকু পারেন সাহায্য করেন। আ যদি না পারেন, আপনি যদি অন্য কাউকে যদি বলেন যে "না আ তুমি এটা পারবা না বা তোমার দ্বারা এটা হবে না তাহলে কিন্তু এটা কিন্তু খারাপ হচ্ছে।" কারণ সে সেই মানুষটা কিন্তু চাচ্ছে, যে ভালো কিছু করার বা এই যে সমাজে কিন্তু একটা অবদান রাখার। তো আপনি যদি উৎসাহটা না দেন বা আপনি ইচ্ছাকৃতভাবে যদি তা তাকে আরো মানে আ মানে বোঝাতে চান যে তোমার দ্বারা এটা সম্ভব না, তখন কিন্তু সে কিন্তু এ অব মানে সে কিন্তু কিছু করতে পারবে না। তো
উ, হুম। বলেন, হু, হুম। উৎসাহিত হবে না। হ্যাঁ। বোঝাতে চান। হুম, হুম। করতে পারবে না।
আমাদের অবশ্যই উচিত আ যে প্রথমত নিজেকে আগ্রহ প্রকাশ করা যে, আপনি কিছু একটা করা যেটাতে এ্যা সমাজে কোনো বদল আসে। আর তার সাথে, সাথে, যদি কেউ করার চেষ্টা করে তাকে কিন্তু না থামিয়ে তাকে আরো বেশি করে আ এরকম আগ্রহ প্রকাশ করতে হবে।
হু, হুম। <chuckles> জি।